আচ্ছা, আপনার কাছে কি কোনো দীর্ঘ সময় অনুপ্রেরনা ধরে রাখার কোন টেকনিক বা, কৌশল আছে কি?
আচ্ছা, আচ্ছা। আ হ্যাঁ, আছে। কিন্তু আসলে দীর্ঘ সময় অনুপ্ররণা ধরে রাখা আসলে এক ধর এক ধরনের মানসিক দক্ষতার ভিতর। অনেক কঠিন বিষয় একটা। এটা চর্চার মাধ্যমেই তৈরি হয়। খুব সহজে হয় না। তো সেক্ষেত্রে আমার আ বিশেষ বিশেষ করে আ যে হ্যাঁ, ধৈর্যও লাগে। তো লক্ষ্য ধরে রাখার একটা অনুপ্রেরণা হচ্ছে যে যেকোন কাজকে আ ভেঙে, ভেঙে করা মানে ছোট, ছোট করে এ করে ফেলা। তাহলে কি হয়? বড় লোককে যখন ছোট করে করি তখন হচ্ছে আসলে এ ছোট, ছোট করলে জয়টা পাওয়া যায় বা, এক ক্লান্তি হয় না। বা, অনেক কাজকে সহজে করা যায়। ছোট লক লক্ষ্য পূরণ করলে একটা সাফল্যর অনুভূতি আসে। তো যা আছে অল মনোবলকে ধরে রাখার চেষ্টা করে আমার।
উ জি। হ্যাঁ। জি। আবার অনেকটা ধৈর্যও লাগে। জি। হ্যাঁ। আচ্ছা। তো এই মনোবলটা ধরে রাখার ক্ষেত্রে আপনি কি কোন নির্দিষ্ট কোন রুটিন বা, আপনি উদ্দেশ্য মানে ফলো করে থাকেন?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। অবশ্যই উদ্দেশ্য তো একটা থাকেই যে, আসলে লক্ষ্য একটা নির্ধারণ না করলে তো কখনোই আ দেখা যাচ্ছে যে আপনার আ অনু অনুপ্রেরনা ধরে রাখার চেষ্টা করা যায় না বা, যেকোনো কাজ শেষ করা হয় না। তো সেক্ষেত্রে নির্দিষ্ট রুটিন বলতে যে প্রতিদিনই চেষ্টা এইটা একটা রুটিনের মধ্যে রাখি যে, আসলে প্রতিদিন চেষ্টা করি। মানে প্রতিদিনই যে যেটা যেকোনো কাজ করতেছি সেটাকে হচ্ছে আ প্রতিদিন করার চেষ্টা করি। মানে আ রুটিনের মধ্যে যেকোন এক সময় দিনে হয়তোবা সকালে থাকবে বা, বিকেলে থাকবে বা, দুপুরবেলা থাকবে। যেকোনো এক সময় থাকবেই সে কাজটা থাকবেই, হ্যাঁ। সেটাকে অভ্যাসে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে কিন্তু আ এ এটা একটা ধরে রাখার চেষ্টা করা যেতে পারে বা, একটু ধরে রাখা যায়। খুব সহজেই।
জি। হ্যাঁ। জি। আচ্ছা। মানে কোনো না কোনো এক সময় থাকবেই। আচ্ছা। জি। হ্যাঁ। আচ্ছা। তো দীর্ঘ সময় ধরে অনুপ্রেরণা ধরে রাখার জন্য আপনার বিশেষ কোনো প্রাথমিক কোনো চাবি আছে?
আচ্ছা। আ বিশেষ করে এ প্রাথমিক আমার নিজে যদি একটা কথা বলি যে, আসলে আমার বিশেষ করে অনুপ্রেরণা ধরে রাখার চেষ্টা সবথেকে বেশি হয়। যে আসলে কোন একটা কাজ শিখতেছি বা কোন একটা কোর্স করতেছি। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে হয় কি? আমার বেশিরভাগ কোর্সগুলো অনলাইনে থাকে। তো সেক্ষেত্রে এ শিখতে গেলে অনেক সময় লাগে। আ প্রায় ৬ থেকে ৭ মাস আ কোর্সের সময়গুলো হয়। তো ও একটু কষ্ট হয়ে যায় অনুপ্রেরণা ধরে রাখা যে আসলে এটা কতদিনে শেষ হবে। তো সেক্ষেত্রে আমি একটা ই ট্রিক্স এপ এপ্লাই করি যে, আ যে দেখি যে আসলে এই কোর্সটা কো যা কারা করছে বা, এই কাজটা করে তারা কি, কি আ লাভবান হচ্ছে? বা তাদের, তাদের লাইফস্টাইলগুলো কী? যে আসলে এই কাজটা করে কত টাকা ইনকাম করা যাবে? এটা আসলে একটা মেইন একটা আমার টার্গেট। যখন দেখি যে না এটা দিলে আসলে একটা ভালো জীবনের জন্য ভালো কিছু হবে বা লাইফটা পরিবর্তন হতে পারে। তখন কিন্তু একটা অনুপ্রেরণা পাওয়া যায়। না হয়তোবা আমার ১ ২ মাস আছে, আমি শেষ করি। করলে আমিও তাদের মতো থাকবো বা তাদের মত এক কিছু হলেও একটা ইনকাম করতে পারবো। তো এটা একটা বেশ আমার কাজে আসে অনুপ্রেরণা হিসেবে।
জি। আচ্ছা। হ্যাঁ। এটা সেক্ষেত্রে থাকে। জি। হুম। লাভবান হচ্ছে। আচ্ছা। উ জি। হু, হুম। আচ্ছা। উ জি। বেশ! তো আপনি যে বলেছেন যে আ আপনি কাউকে ফলো করেন। যে দেখেন যে, তার এইটা থেকে কিভাবে সে সুবিধাটা নিয়েছে? এবং পেয়েছে? আ তো এটার মাধ্যমে আপনার অনুপ্রেরণা হয় বা আপনার মনোবলটা অনেকটা বাড়িয়ে দেয়। তো এক্ষেত্রে আপনি কি কখনও কোনো আ influencer বা এই টাইপের কোনো আ সেলিব্রিটিকে ফলো করে থাকেন যারা এইভাবে উঠেছে? বা আপনারা মনে করেন যে আপনার অনুপ্রেরণা সাহস জোগায় তাদেরকে ফলো করে থাকেন?
হ্যাঁ, একদম। জি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। না, না। আ সেলিব্রিটি কখনো ফলো করা হয় না। আমি হচ্ছে এ আমি ফলো করি যে সবাইকে। মানে আ দেখি যে যারা এই একটা কোর্স করলাম। এই কোর্স তো অনেকেই করেছে। অনেকেই দেখা যাচ্ছে ১০০ জন করার মধ্যে মানে ৫০ জন এখান থেকে সফল হয়েছে। তো ৫০ জনকে আ দেখার চেষ্টা করি যে, তারা কিভাবে সফল হয়েছে? তাদের আ গল্পগুলো কি? এইভাবে দেখার চেষ্টা করি। ও তার মধ্যে আমিও একটু নিজেকে ওখানে ৫০ জনের মধ্যে একজন বানাইতে চাই। তো এজন্য সবাইকে ফলো করা হয়। মি individually ১ জনকে যে আসলে ফলো করবো এমন কখনো হয়নি। আ কারণ হচ্ছে যে আ ১ জন তো কখনোই ভু আ পারফেক্ট হতে পারে না। আ দেখা জাচ্ছে চা সবাই মিলে যদি কস্টটা যেকোনো একটা করে যে সবাই মিলে করতেছে, তারা সবার এ সাফল্য হয়েছে। মানে এখানে একটু কস্ট সাফল্য হওয়ার আ সম্ভাবনা বেশি থাকে। তো সেইক্ষেত্রে সেই কাজগুলো করার চেষ্টা করি।
আচ্ছা। জি। সফল হয়েছে। জি। হুম। এটা অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, বেশ। তো আ দেখা যায় যে একেকজন একেক ধরনের চিন্তাধারার। মানে সবার একেকটা ভালো গুণ থাকে। ওই ভালো গুণগুলো আপনি অ্যাডাপ্ট করার চেষ্টা করেন। আ বেশ। আ তো এইক্ষেত্রে কি আপনার কি অ্যা এমন কখনো হয়েছে যে আ আপনি মনে করুন যে, অনুপ্রেরণা পাওয়ার জন্য আ কাউকে ফলো করছেন। কিন্তু এ তার ক্ষেত্রে উল্টা আরো আ ডিমোটিভেটেড হয়েছেন?
জি, অবশ্যই। হ্যাঁ, একদম। আচ্ছা, আচ্ছা। আ আ এমন নাই, কিন্তু এক ভাই আছে আমার। আ বিশেষ করে যে আসলে আ তাকে বেশ অনুপ্রেরনা করতে বেশ ভালোই লাগে। যে আসলে তার লাইফ স্টাইল বা, যে সে কাজগুলো করে যে কাজগুলো সেও করে সেই কাজগুলো আমিও করার চেষ্টা করি। কিন্তু আ যখন আসলে তার কাছে গিয়ে সাহায্য চাই যে, আসলে এইটা কিভাবে করবো বা, এইটা কিভাবে করা যায়? তখন সে বলে যে আসলে এই জিনিসটা হবে না তোমার এ দ্বারায়, তুমি এইটা পারবা না। বা, তোমার দ্বারা এইটা অনেক কঠিন হবে। অ্যা এই জিনিসগুলো অনেক বি বিষয় বোঝানোর আছে। মানে সে কিন্তু দেখা যাচ্ছে, সে আর বুঝাইতে চায় না যে, বা হ্যাঁ।
জি। হ্যাঁ। আচ্ছা। জি। আচ্ছা। হুম। তার মানে কি আপনি কি বুঝতে পারছেন যে উনি আপনাকে আ আপনি উনি চায় না যে আপনি এভাবেও একটু সফলতা হয় এই মাধ্যমে, এ এরকম অনুভূতি হয়েছে আপনার আ তার দ্বারা, না? জি।
জি, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যে আসলে আ ডিমোটিভ করে। কারণ হচ্ছে কি? সেও তো করেছে। সেও মানুষ, সে যদি পারে আমরা কেন পারবো না বা, আমি কেন পারবো না? এইটা একটা বিষয় রয়েছে। মানুষ আ হয়তোবা স একদিন একদিন একদিন না হবে কিন্তু সময় দিলে ঠিকই শিখতে পারবে। হয়তোবা তার মতো পারফেক্ট হবে না, কিছু তো অন্তত শিখতে পারবো। এইটা একটা বিষয় রয়েছে। তো সে কিন্তু পথ না দেখিয়ে আমাকে উল্টা আরো ডিমোটিভ করতেছে। কিন্তু তারপরেও আমি ডিমোটিভ হই না। আমি তখন দেখা যাচ্ছে যখন বলে যে সে আসলে এই জিনিসগুলো করে, তখন একটু চিন্তা করলে আসলে হয়তোবা ভালো বলতেছে। অনেক সময় ডিমোটিভ ও হয়ে যাই। অনেক সময় দেখা যাচ্ছে অনলাইনে এসে আ খোঁজ করার চেষ্টা করি বা, বিভিন্ন কোর্সে দেখি যে, আসলে তারা কিভাবে করতেছে। তো তখন আবার ওই জিনিসটা করা হয় আমার।
হুম। জি। হ্যাঁ। হ্যাঁ। জি। কিভাবে করতেছে? আচ্ছা। তো আ এক্ষেত্রে যে আপনি একটা বিশ্বাস নিয়ে গিয়েছেন, সেইক্ষেত্রে তো আপনার বিশ্বাসটা ভেঙে যায় তার প্রতি, ঠিক আছে? তো আপনি আ পরে ওই জিনিসটা সমাধান করেন কীভাবে? এবং ওইখান থেকে উ উঠান কিভাবে?
জি। অবশ্যই। বুঝতে পেরেছি। আসলে আ একটা আশা নিয়ে যখন মানুষের কাছে যাওয়া হয়। বা যেকোনো কাছে কারো কাছে যে আমি অ্যা তার কাছে যাবো সে আমাকে একটা ভালো উপবিদ্দি উপদেশ দিবে। বা আমাকে বলবে এইভাবে, এইভাবে করতে। কিন্তু যখন সে এই জিনিসটা হয় না তখন কিন্তু আসলে মনটা ভেঙে যায়। আমার ক্ষেত্রেও ওমন অ এমন অনেক হয়েছে যে আসলে আমি তার কাছে গিয়েছি যে অ্যা গিয়ে বলতেছি যে। "এই জিনিসটা করতে চাই। এই জিনিসটা হয়তো আমার জন্য ভালো হবে।" সে বলে যে, "না এটা তোমার জন্য ভালো না। তুমি এটা করিও না।" ঠিক আছে। আর এটা করলাম না। ফি আরেকটা জি দেখা যাচ্ছে, সেটা যদি একটা বিষয় হতো, সেটা কিন্তু ভাই মেনে নেওয়া যাইত। কিন্তু এমন হয় যে যেকোনো বিষয় আমি যেকোনো বিষয় নিয়ে যাচ্ছি তার কাছে যে এইটা শিখব কবে, "ভালো না।" এটা শিখব, কয়, "অনেক কঠিন। এটা পারবা না।" আরেকটা নিয়ে গেছি কচ্ছে, "এইটা দিয়ে কোনো কেরিয়ার হবে না সামনে।" মানে এইরকম কিন্তু। মানে কোনোকিছু সে কিন্তু যুদুপু আমি তাও যেহেতু বলবে যে, "আসলে আ আচ্ছা এগুলা ভালো না। তুমি এটা করো।" এটাও কিন্তু বলে না। তো সেইক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। মাঝে মধ্যে একটু ডিমটিভেটেড হয়ে যাই। মাঝে মধ্যে মন খারাপ হয়ে থাকে। তখন আবার হচ্ছে একটু আ দেখাচ্ছে ওইধা ওইখান থেকে পিছায় চলে আসা হয়। আ বা তার সাথে একটু কথা বলা কম বলার চেষ্টা করে নিজে থেকে দেখি একটু চেষ্টা করে দে অন্য জায়গা থেকে কোনো উপদেশ পাওয়া যায় নাকি। হ্যাঁ। একদম। এইভাবে
জি। হুম। আসলেই। আ ভালো না। মেনে নেয়া যেত কিন্তু একটা বিষয় না। জি। হুম। আচ্ছা। হুম। কি উপদেশটা পাওয়া যায়। আচ্ছা, ভালো উপদেশ পাইলে সেখান থেকে আপনি নিয়ে কাজ শুরু করে দিবে। তাই তো?
জি অবশ্যই এইভাবে করারও চেষ্টা করি।
বেশ। আ তো অনেক সময় হয় কি আপনারা মনে করেন যে একটা কাজ করতে, করতে যেটা বলেছেন ৫ মাস ৬ মাসের কোর্স থাকে। তো ঐটার মধ্যে লেগে থাকলে নিজেকে অনেকটা অনেক সময় ক্লান্ত অনুভব হয়। অলসতা চলে আসে। আবার মন খারাপ আসা শুরু করে। বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এক্ষেত্রে আপনার মনে করেন যে ফোকাস টা ধরে রাখতে অনেক কঠিন হয়ে যায় মানুষের। তো আপনি এক্ষেত্রে ফোকাস টা ধরে রাখেন কিভাবে? কোন ছোট ট্রিক আছে এক্ষেত্রে?
একদম। জি অবশ্যই। আচ্ছা, আচ্ছা। আ হ্যাঁ আসলেই অনেকটি কি রয়েছে যেমন হচ্ছে যে ওই যে যখন ৬ ৭ মাসের কোর্সটা হয় তখন সেটাকে আরও আমি বাড়ায় নেওয়ার চেষ্টা করি বা দেখাচ্ছে ছোট, ছোট ধাপ নেওয়ার চেষ্টা করি। আ দেখা যাচ্ছে ১ দিনকে ২ দিনে করার চেষ্টা করি। মানে অল্প, অল্প করে করার চেষ্টা করি। আবার হচ্ছে একটা জিনিস যখন আসলে বিরক্ত চলে আসে এ তখন আসলে নিজেকে চাপ না দিয়ে একটু ব্রেক দেওয়ার চেষ্টা করি। দেখা যাচ্ছে যখন বির কারণ হয় কি যখন বিরক্ত চলে আসবে তখন আমি বলব যে চাপ দেওয়ার চেষ্টা করি। য কষ্ট করে শিখার চেষ্টা করব। তাহলে কি হবে ১ দিন হয়তো কষ্ট করে শিখব। আবার ২ দিন ৩ দিন আবার কিন্তু শেখার চেষ্টা করা থাকবে না। তো সেক্ষেত্রে একটু ব্রেক হ্যাঁ ব্রেক দিয়ে কিন্তু আমি কি করি যে ১ দিন হয়তো বা ব্রেক দিলাম। দিয়ে একটু প্রকৃতির মাঝে ঘুরতে গেলাম বা বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করলাম বা একটু বাইরে ঘুরে আসলাম। তখন কিন্তু দেখা গেছে মন মনটা ভালো হয়ে যায়। মানসিকভাবে একটু প্রিপেয়ার হওয়া যায়। তখন এসে কিন্তু আবার কাজের প্রতি সেই মনোযোগটা ফিরে পাওয়া যায়। এইভাবেও আমি করার চেষ্টা করি। হ্যাঁ।
জি। আচ্ছা। বে ব্রেক দেয়ার চেষ্টা করেন। জি। শেখার চেষ্টা করে থাকবেন। আসলেই। জি। বেশ। হু। সেই মনযোগটা ফিরে পাওয়া যায়। বেশ। তো আপনার কাছে কি এই প্রকৃতিটা কি আসলে অনেক আ বড় সাহায্যকর অনুপ্রেরনার ক্ষেত্রে?
আচ্ছা। হ্যাঁ, অনেক আ অনেক ক্ষেত্রেই অ দেখা যাচ্ছে অনুপ্রেরণার ক্ষেত্রে প্রকৃতি অনেক কাজে আসে। কারণ হচ্ছে কি প্রকৃতির মধ্যে সময় কাটালে কখনো ক্ষতি হয় না। মানে সেখানে যদি দেখো দেখা যায় সময় কাটানো হয়, সেটা হচ্ছে নিজের মানসিকভাবে অ্যা আর অনেক মানসিক স্বাস্থ্যের উপর অনেক উপকার হয়। আ বা মনটা ভালো হয়ে যায়, মনটা খারাপ থাকে না কখনোই। যতই চিন্তা থাকুক না কেন সেটা দেখা যাচ্ছে আর নষ্ট হয়ে যায় হ্যাঁ। দূর হয়ে যায়। সেটা কিন্তু দেখা যাচ্ছে কাজের উপর অনেক আ ইমপ্যাক্ট ফেলে বা অনুপ্রেরণা হিসেবেও চেষ্টা করে। যে আ অনেক ক্ষেত্রে হয় যে আসলে আসলে আর কি সারাজীবন আ মানে স সপ্তাহে ৭ দিনের বা ৬ দিন কাজ করতেছি। কিন্তু ১ দিন যদি পা সপ্তাহে কোথাও ঘুরে আসলাম, তাহলে কিন্তু কি হয় যে আবার কিন্তু ওই পুরো পরের সপ্তাহে কাজ করার জন্য একটা অনুপ্রেরণা পাওয়া যায়। যে না কাজ করতেই হবে। হ্যাঁ, জি।
হ্যাঁ। জি। জি, সেই চিন্তাগুলো দূর হয়ে যায়। জি। অনুপ্রেরণা চলে আসে এবং শক্তিও চলে আসে। হ্যাঁ। তো আসলেই। আ তো অ আপনার অনেক সময় হয় কি অনুপ্রেরণা ধরে রাখার ক্ষেত্রে আপনার আশেপাশের মানুষেরগুলো কিন্তু একটা ভূমিকা থাকে এবং একটা পরিবেশেরও ভূমিকা থাকে এইক্ষেত্রে। তো আপনার ক্ষেত্রে পরিবার, বন্ধু, বান্ধব এইযে পরিবেশগুলো, এগুলো কীভাবে কিরকম প্রভাব ফেলে? এবং তাদের দিক থেকে কখনো কোনো বাধা পেয়েছেন?
জি। অবশ্যই। জি। আচ্ছা, আচ্ছা। আহা বাধা আ পেয়েছিলাম। ওই যে ভাইয়ের কথা বললাম। তার কাছ থেকে বাধা পেয়েছিলাম। আ তারপর হচ্ছে যে আর এরকমই বাধা পেয়েছিলাম। কিন্তু অ কখনো আসলে বন্ধু বান্ধব বা হচ্ছে পরিবার থেকে কখনো বাধা পাইনি। বা হয়তোবা কখনো বাধা পেয়েও ছিলাম। বেশি কিন্তু বেশি, বেশি না ছোট, ছোট বিষয়ে বাধা ছিলো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা সাপোর্ট করেছে। আ পরিবার থেকে অনেক ভালো সাপোর্ট করেছে। বা বন্ধুবান্ধব অনেক ভালো সাপোর্ট করেছে। আ হয়তোবা না এইযে প্রকৃতির মাঝে যে যাওয়ার কথাটা বলতেছি। এই বন্ধুরাই কিন্তু আমাকে নিয়ে যায় প্রকৃতির মাঝে সময় কাটানোর চেষ্টা করে হ্যাঁ। একটা বন্ধু আছে হ্যাঁ। যে একটা বন্ধু আছে সে অফিস শেষ করে এসে প্রতিদিন আমাকে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে আ প্রকৃতির মাঝে গিয়ে বসে বা তার সাথে আমার সাথে সময় কাটানোর চেষ্টা করে। তো সেটা করলে বেশ ভালো হয়। তো তাদের কাছ থেকে ভালো সাপোর্ট পেয়েছি কিন্তু আমি।
হু। আচ্ছা। জি। আচ্ছা। প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য যখন আপনি ভেঙে পড়েন। হ্যাঁ। জি। হু। তো বেশ। আ অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার কিছু, কিছু খাবার তাদের আ মানে মনোবল ধরে রাখতে বা অনুপ্রেরণা পেতে কিন্তু বেশ সাহায্য করে। যেমন বিশেষ করে চা বা কফি। অনেকে চা খেয়ে থাকে বা অনেকে কফির মাধ্যমে এই জিনিসটা, স্ট্রেসটা সরিয়ে ফেলে। তো আপনার ক্ষেত্রে এরকম কিছু কি ভূমিকা রাখে?
জি। অবশ্যই। হ্যাঁ, একদম। আচ্ছা। আ অনুপ্রেরণার ক্ষেত্রে অবশ্যই খাওয়ার একটা ভূমিকা রাখে। কিন্তু এভাবে নয়। আসলে আ দেখা যাচ্ছে কি বলি আমি, আ দেখা যাচ্ছে যে আ ছোট, ছোট যখন কাজগুলো করি যে আসলে এক এই কাজটা করবো, হয়তোবা ২ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তখন কি বলি যে, "আসলে এই কাজটা করলে আমি নিজেকে নিয়ে কোথাও বাইরে গিয়ে খেয়ে আসব। বা কোথাও একটা ভালো খাবার খেতে যাবো।" এরকম একটা অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। আ দেখা যাচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে গেলাম বা কোথাও একটু ঘুরতে গেলাম, ঘুরে সেখানে গিয়ে খাওয়া আসব। এই যে এইরকমের অনুপ্রেরনা দেওয়া হয়। কিন্তু এটাও কাজে আসে। যখন খাওয়ার অনুপ্রেরনা গুলা দেওয়া হয় এইভাবে কাজে আসে। কিন্তু কখনো ওইযে এ আ থাকে না চা বা কফি, এই জিনিসগুলো দেখা যাচ্ছে ওইভাবে কখনো দেইনি। হয়তোবা এগুলোও কাজে আসতে পারে। যদি ব্যাস ছোট, ছোট করে দেখা যায় যে, আ "এইটা কাজ করলে আমি একটু চা খাবো।"
হ্যাঁ। জি। হ্যাঁ। জি। বেশ। হুম। আসলে। হুম। জি। ভালো খাবার খেলে স্ট্রেসটা খুব দ্রুত চলে যায় আরকি। <chuckles> হ্যাঁ। আচ্ছা। তো কখনো কি এরকম হয়েছে যে, আপনি মনে করেন যে মানে বন্ধুদের সাথে আপনে আ খাবার খেতে গেলেন। আ তো ওই ক্ষেত্রে আপনার মনে করেন যে একক্ষেত্রে আপনার মনোবলটা একটু ভেঙে পড়ল বা খারাপ কিছু ঘটলো। এরকম ঘটনা ঘটেছে?
হ্যাঁ, একদম। জি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। আ হ্যাঁ। অবশ্যই। আ এটা হয়। বন্ধুবান্ধবদের ক্ষেত্রে মাঝে, মধ্যে হয়ে যায়। আ বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে যখন আসলে এইযে আ বন্ধু বান্ধবের ক্ষেত্রে যখন আসলে এ এটা হয় না। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কখন হয়, যখন দেখবেন ওই গ্রুপের মধ্যে কোন বড় ভাই ঢুকেছে বা কোন একটা ছোট ভাই ঢুকে গেছে। তখন কিন্তু এই জিনিসগুলো হয়ে যায়। আ তো সেক্ষেত্রে আমাদের একবার হয়েছিল। আ আমরা তো একবার একটা জায়গায় খেতে গেছিলাম। আ তো মানে আমাদের ওটা ১ম খাবার ছিল। আ কে যেন একটা খাবার ছিল। তো আমরা হচ্ছে টেস্ট করার জন্য আমরা গেছিলাম হচ্ছে ৬ জন। তো আমরা ৩ টা অর্ডার করি। যে আসলে ৩ টা অর্ডার করে এ্যা এ খাওয়ার যে ভাগ করে খাওয়ার চেষ্টা করি। যে আসলে খেতে পারবো কিনা বা খেয়ে দেখি আগে ভালো লাগলে, পরের বার আসি আবার খাবো। হ্যাঁ। তো এইভাবে খাওয়ার চেষ্টা করি। কিন্তু কি হয় ওই এক বড় ভাই ছিল। সে হচ্ছে আ দেখা যাচ্ছে ভাগ করার সময় বেশিভাগ করে বেশিটা নিয়ে নেয়। আ বা খাওয়ার সময় একটু বলে যে এ এ যেটা ওর মত করে অর্ডার দেয়, আমাদের মন মত করে অর্ডার দেওয়া হয় না। তো এই জিনিসগুলো কিন্তু হয়েছিল। তো সেটা কিন্তু ও ওই যে বড় ভাইয়ের কারণেই হয়েছিল। যদি বন্ধু বান্ধব থাকতো তাহলে কিন্তু দেখা যেত সবাই মর মিলে মিশে অর্ডার দিতাম। যার যেটা মনোযোগ মনে হত সেটা অর্ডার দিতাম বা ভাগ করে খেতেও কিন্তু অসুবিধা হত না। তখন কিন্তু হতো কি যে, "আচ্ছা, বন্ধুই তো খেয়েছে সমস্যা নেই।" তখন কিন্তু মন খারাপ হত না <scoffs> এ বিষয়টা দিয়ে।
জি। হুম। আসলেই। হুম। আচ্ছা। বাহ! তারপরে আরো অর্ডার দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। <giggles> জি। হুম। সেটা অর্ডার দেয়া যেত। হ্যাঁ, অবশ্যই। বিষয়টা নিয়ে মন খারাপ হত না এবং আ ভালো লাগা কাজ করত তখন। আ তো আপনার ক্ষেত্রে অনেকের না পে একেক ধরনের প্রিয় খাবার থাকে। কেউ বিরিয়ানি খেয়ে নিজের মনোবল বাড়ায়, অনুপ্রেরণা বাড়ায়। আবার কেউ আপনের মনে করেন যে, সেট মেনু বিভিন্ন ধরনের ইন্টারকন্টিনেন্টাল, কেউ চায়নিজ। আ একেক জনের প্রিয় খাবার এরকম। তো আপনার এক্ষেত্রে কোন প্রিয় খাবার আছে? যেখানে আপনার অনুপ্রেরণা মনোবল বাড়াতে বেশ সাহায্য করে?
জি, অবশ্যই। জি, অবশ্যই। যাও ফ্রি। আচ্ছা, আচ্ছা। আ সেইরকম কোনো প্রিয় খাবার নেই অনুপ্রেরণা বাড়াতে। কিন্তু ওইযে, বললাম আপনাকে যে আসলে আ আমি প্রায়, প্রায় আ নিজেকে ট্রিট দেওয়ার চেষ্টা করি। সেটা যেকোনো কিছু হতে পারে। হয়তোবা চাইনিজ হতে পারে বা, কোথাও বিরিয়ানি খেতে যাচ্ছি বা, কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে গিয়ে বার্গার খেয়ে আসলাম বা, কোথাও <scoffs> গিয়ে একটা কফি, চা খেয়ে আসলাম। এইযে এরকম এরকম যদি করি এরকম করা হয়। কিন্তু কোন নির্দিষ্ট যে খাবার নেই যে আসলে এই খাবারটা খেলে আমার বেশ ভালো লাগে বা, অনুপ্রেরণা পাওয়ার মতো কোন নাই। কিন্তু, যখন এইভাবে যখন ট্রিট দেই বিভিন্ন খাবার, একেক দিন একেক খাবার খেতে এ ট্রিট দেওয়া হয়। তখন কিন্তু বেশ অনুপ্রেরণা পাওয়া যায় যে, আচ্ছা, এই এইটা খেলাম। পরের দিনে এই কাজটা করলে হয়তো আমি আমি আরেকটু ভালো জায়গায় যাবো। তখন কিন্তু আরেকটু মনোবলটা পাওয়া যায় ভালোই।
জি। হ্যাঁ। এরকমই। জি। হ্যাঁ। আসলেই। জি। তখন আরো বেশি, বেশি খেতে পারবেন। <laughs> এরকম একটা মনোবল পাওয়া যায়। তো আ আপনি কি যখন অ খাবার খেতে যান বা, রেস্টুরেন্টে যান, তখন কি আ বন্ধু-বান্ধবকে কি সাথে নেন? নাকি একাই যেতে জিনিস পছন্দ করেন?
সে অবশ্যই। আ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা না, আ একাই এবং একাই সেই জিনিসটা, কোন জিনিসটাই ভালো লাগে না আসলে সেটা হচ্ছে খাওয়া থেকে শুরু করে ঘুরতে যাওয়া। যেকোনো বিষয়, আসলে একা গেলে ভালো লাগে না। কিন্তু বন্ধু-বান্ধবের সাথে গেলে কি হয়? বেশ ভালো হয়। যেকোনো জিনিসে আ মন খারাপ থাকলে বন্ধু-বান্ধবদের সাথে থাকলে মনটা ভালো হয়ে যায়। আ হ্যাঁ, বন্ধু-বান্ধবদের সা থাকলে বেশ ভালো লাগে। একা, একা ফিল হয় না। তো আমার ক্ষেত্রে দেখাচ্ছে, আমি বন্ধু-বান্ধবদের সাথে যেতেই বেশ ভালো পছন্দ করি বা, তাদের সাথে গেলে কি হয়? বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। আ অনেকে অনেকে জীবন নিয়ে কথা বলে। সেগুলো সেগুলো থেকে অনুপ্রেরণা পাওয়া যায় যে, আসলে তাদের জীবন অনেক কঠিন চলতেছে বা, এই জীবনে এই সমস্যা চলতেছে। তো এগুলা হয়তোবা আমার জীবনেও আসতে পারে। তো সেগুলো থেকে একটা অনুপ্রেরণা পাওয়া যায় বা, একটা মনোবল ধরে রা ধরে আ মানে ধরে রাখার মতো একটা কৌশল হয় তাদের কাছ থেকে শিখা যায়।
আচ্ছা। হুম। মনটা ভালো হয়ে যায়। জি। হুম। জি। আচ্ছা। বেশ। তো আপনার বো বোঝাই যাচ্ছে যে, আপনার বন্ধু-বান্ধবরা আপনার অনুপ্রেরণার ক্ষেত্রে বেশ একটা ভূমিকা পালন করে। আ তো, আপনার ক্ষেত্রে কি এরকম হ কখনো হয়? যে আপনি একটা বড় একটা লক্ষ্য টার্গেট করে রেখেছেন, আ সেখানে ছোট, ছোট লক্ষ্যগুলোকে আপনার ভাগ করা উচিত হবে। তো, সেটা আপনি কিভাবে করে থাকেন?
জি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। আ অনেক ক্ষেত্রে আমি বড়, বড় লক্ষ্যকে ছোট, ছোট ভাগ কে অ ত ভাগ করে নেই। আ যেমন ওইযে আপনাকে বললাম যে আস ১ম এ একটা কোর্স করেছিলাম। সেটা ৭ মাসের কোর্স ছিলো। সেটাকে আবার আমি বাড়ায় আরো ওদের কাছে ২-৩ মাস বাড়ায় দিয়ে দেখা যাচ্ছে প্রায় ১ বছরের মতোই নিয়ে গেছিলাম। সেটাকে আবার প্রতিদিন করার চেষ্টা করেছিলাম। দেখা যাচ্ছে যে দৈনিক যেন করা হয়, ছোট, ছোট করে ধাপ একটা মা মাইলস্টোন করে রেখেছিলাম। যে আসলে আ দেখা যাচ্ছে এ ১০ মিনিট শিখবো, ১০ মিনিট একটা পুরস্কার আছে। প্রজেক্ট করে দিয়ে এটা পুরস্কার দিবো নিজেকে। তো এইভাবে করার চেষ্টা করেছিলাম। মোড দিয়ে পুরস্কার দিবো। ত তাইলে কি হয় যে আসলে ছোট, ছোট লক্ষ্যগুলো আরকি যে আ মানে কিছুদিনের মধ্যে একটা সাফল্য পাওয়া যায় বা, সাফল্যের অনুভূতি আসে। সেটা কিন্তু ম আ যা মনোবল ধরে রাখার কোনো, সবথেকে বেস্ট একটা কাজে আসে কিন্তু আমার।
হুম। জি। হুম। নিজেকে একটা পুরস্কার দিয়ে থাকেন। আচ্ছা। আচ্ছা। জি। তো আপনি নিজেকে পুরস্কার হিসেবে আ ট্রিট দেন নিজেকে, নাহ?
হ্যাঁ, হ্যাঁ। জি, অবশ্যই।
জি, অবশ্যই। বেশ। তো আপনি খুব সুন্দরভাবে আপনার এইযে দীর্ঘ সময় অনুপ্রেরণা ধরে রাখার যে কৌশলগুলো অনেক সু সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। অনেক কিছু শেয়ার করলেন। কিভাবে আপনার পরিবার ভূমিকা রাখে, কিভাবে আপনার খাওয়ার, প্রিয় খাবারগুলো ভূমিকা রাখে। আ আপনার পরিবেশটা কতটা গুরুত্বপূর্ণ? আপনি কি করেন অ অনুপ্রেরণা ধরে রাখার জন্য। অনেক সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বা দে তুলে ধরেছেন পুরা ডিটেইলসে। আ বেশ ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে এ বিষয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আ শুভ সকাল।
জি, অবশ্যই। হ্যাঁ, একদম। জি অও জি, অবশ্যই। আপনাকেও যে বললাম ওইযে আমার আ কিভাবে অনুপ্রেরণা ধরে রাখি আ বা, মুড ধরে রাখার চেষ্টা করি বা, ধরে রাখার কৌশলগুলো সেগুলো বলে আমারও বেশ ভালো লাগতেছে। আমার আবার সেই কথাগুলো মনে পড়ে গেলো যে আসলে আমি পুরনো দিনে কি করেছিলাম বা, আমার সামনে হয়তোবা আরো আ এরকম সময় আসবে। সেক্ষেত্রে আমার অনুপ্রেরণা ধরে রাখার কৌশলগুলো আমার মনে রাখলো। আ সেগুলো আমার বেশ কাজে আসবে। তো আপনি অনেক সুন্দর করে শুনলেন আমার এই কথাগুলো। তো আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। এতো সুন্দর করে শোনার জন্য।
হুম। জি। হুম। অবশ্যই। জি।